আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, এটাই কিন্তু। আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় আপনি মানে অনেক পর্যটক ও হিসেবে যখন গেল বা স্থানীয় কোনো আ ঐতিহ্য বা সাংস্কৃতি আসলে সম্মান করা। সেটা কিন্তু অনেকেই আসলে ভুলে যায়। তারা কিন্তু অসম্মান করে ফেলে বা হচ্ছে তারা আসলে বুঝতে পারে না। হয়তো অনেক সময় ইচ্ছাকৃতভাবে কেউ করে বা অনেকে আসলে অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। তখন কিন্তু এই জিনিসটা অনেক আ মানে সমস্যার একটা কারণ হয়ে দাঁড়ায়। বা এই যে আ ছোট, ছোট যে ভুলগুলো বা এই যে অ্যা হ্যাঁ, কারণ হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় দেখা যায় যে আপনি একটা মানে পর্যটকরা গেল। সেখানে যারা স্থানীয় যারা থাকে তারা, কিন্তু আসলে বিভিন্ন ধরনের বাণিজ্য বা যা ক্ষেত্রে হোক বা আপনার দোকানে যা যেয়ে দেখবেন যে একটা যে চিপসের দাম যেটা নরমাল জায়গায় ৳১০ বা একটা পানির বোতল ৳২০, সেখানে কিন্তু ওরা ৳৫০ বা একটা চিপসের দাম ৳৩০ এরকম করে একটা সেল করে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক আ সমস্যার একটা কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। আবার আ মাঝে, মাঝে আ ভুল বোঝা বা সম্মান দেখায় না এটাও কিন্তু অনেক সময় হয়ে যায়। যে অনেকে আসলে মনে করে যে বিনোদনের উদ্দেশ্যে এসে মানে সেটা আসলে ভঙ্গ করে দেয়। বা দা অনেকের হচ্ছে ধর্ম বা স্থান বা পোশাক অনেক মজা করা। বা হচ্ছে আ মানে কোনো অসরো হ্যাঁ ভেঙানো, ব্যাঙ্গো করা এটা। তারপর হচ্ছে ওতো ছবি তুলে আসলে আ মানে বিভিন্ন রকম বাজে কমেন্ট করা। বা তাদের সংস্কৃতি আসলে তুচ্ছভাবে দেখা বা এটা নিয়ে হাসাহাসি করা, যেটা আপনি বললেন ব্যাঙ্গো করা। এটা কিন্তু আসলে দেখা যায় যে জিনিসটা কিন্তু আসলে একদমই উচিত না।
জি। জি। হুম। জি। জি, অবশ্যই। হুম। ঠিক বলেছেন। হুম। তাদের মনক্ষুণ্নতার একটা আ কারণ হয়ে দাঁড়াতে হয়। জি। হুম। জি। জি। হুম। জি। সেসব তো অবশ্যই আছে। হুম। আচ্ছা। জি, জি। হুম। কথা বলা, ওদেরকে নিয়ে, এগুলা নিয়ে ব্যাঙ্গ করা। জি। হুম। আর ওরা যেটা আমি দেখেছি personally, যেহেতু আমি অনেক ঘুরতে পছন্দ করি, অনেক ঘুরি। তো দেখা যায় যে আমাদের একটা খুব বাজে স্বভাব হচ্ছে আমরা জায়গা নোংরা করি। আমি যেটা personally করি যে আমি কোথাও গেলে, আমার হাতে কিছু থাকলে, extra আমি পলি কিংবা bag carry করি সবসময়। যাতে আমার ময়লাটা যাতে আমার কাছে থাকে কিংবা আমি নির্দিষ্ট স্থানে ফেলার পর্যন্ত হচ্ছে আমি at least আমার কাছে carry করি। শুধু এটা ঘুরতে গেলেও না, এটা হচ্ছে আমি যেকোনো জায়গায় গেলেও আমি এই যে কাজটা করি যে আমি chips খেয়েছি কিংবা কিছু খেয়েছি। আশেপাশে আমি bin দেখতে ওটা আমি রেখে দিই। আমরা
উ হু। জি। একদম, একদম। হুম, হুম। বাহ! হুম, হুম। জি, জি জি। বা এটা কিন্তু আসলে ভালো একটা মানে ব্যাপার। এটা কিন্তু আমিও আসলে নিজে করি। আমি আসলে যে থাকে না যে অনেক সময় আ বোতল আ মানে খুলতে গেলে সিপটা যে পড় পড়ে যায় হাত থেকে, আমি ওটা তুলে এনে বা হচ্ছে যখন দেখি যে আমার আশেপাশে কেউ ফেলছে তখন আমি ওটা আবার তুলে তুলি। তারপর হচ্ছে হয়তো ওর পকেটে ঢুকিয়ে দেই বা হচ্ছে নিজের পকেটে রেখে দেই
উ হ্যাঁ। জি, জি। বোতল, চিপসের প্যাকেট। জি। হুম। আসলে এই জিনিসটা খুব কম করে কিংবা অনেকে আমাদেরকে weird হিসেবে চিন্তা করে। যে এতগু
বা ব্যাগ থাকলে ব্যাগের সাইডের পকেটে হু। হ্যাঁ, weird হিসেবে চিন্তা করে। হ্যাঁ, মানে অনেকে তো আবার মজা করে এটা নিয়ে যে, আ এটা কেন করছি? আচ্ছা ঠিক আছে ইচ্ছা করে ফেলে তারপর বলে গিয়ে, "তুলো এটা।" তো তখন আসলে খুব মেজাজ খারাপ লাগে আমার কাছে স সত্যি কথা বলতে। <chuckles> আমার তো খুব মেজাজ খারাপ লাগে যদি আশেপাশে আমার কেউ একটু নিচে ফেলে।
টোকাই। ত সেই ব্যাগ। আমি তো এটাকে আমি একবার আমার friend-দের কাছ থেকে শুনেছি, আমাকে টোকাইও বলছে।